হুম জি।
হু।
তো সো আসলে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আর কি, কি করা যেতে পারে যেহেতু রাস্তার খাবারগুলো আসলে আমাদের খাওয়া হয়।
আ স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে আমার মনে হয় যে এই দোকানগুলো তো যেহেতু মানুষজন যাচ্ছে এই দোকানগুলোকে একটা হচ্ছে আ নিয়মিত মোটামুটি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনার রেগুলার আ যদি দেখাশোনার মধ্যে রাখা যেত, এটা আপনার স্থানীয় প্রশাসন বা যার মাধ্যমেই বলেন যে তারা নুন্যতম একটা কোয়ালিটি যেন বজায় রাখতে পারে। উ আসলে আমরাও মানুষ, আমরাও চেষ্টা করব যে আসলে আ মানুষজনকে ইন্সপায়ার করতে যেয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আসলে আপনার ব্যবসাটাও ভালো হবে। তো আ
হ্যাঁ। হু। হ্যাঁ, সেটাই। মানে ওই লোকগুলোকে যদি একটু বোঝানো যায় যে আপনারা একটু স্বাস্থ্যকর ব্যাপারটা মেইনটেইন করে চলে্ন তাহলে হয়তো ব্যবসাটা আরো ভালো হবে।
জি, জি। জি। জি, আপনার সাথে কথা বলে আসলে আমার অনেক ভালো লাগলো। আশা করছি আমরা উভয় সচেতন হবো। ভালো থাকবেন। শুভরাত্রি।
হ্যাঁ, অবশ্যই। জি, ভালো থাকবেন আপনিও।